আ এই কি বলেন এটা কেমনে সম্ভব। <laughs> আরে ভাই, আপনি তো তাইলে মানে এখন আর কিছুদিন পরে মুনি ঋষি হয়ে যাবেন। সন্ন্যাসী পর্যায়ে চলে যাবেন ভাই। সবচাইতে বড় ব্যাপার ভাই, আপনি তো বিয়ে করতে গেলে ফেসে যাবেন। আপনাকে যদি কিনা সোশ্যাল মিডিয়াতে না পায় তাহলে আপনি মনে করেন যে কোনো বাবা-মা আপনাকে মেয়ে দিবে? <laughs>
একদম, একদম ভাই। আপনার <laughs> উ জি। আ <chuckles> আচ্ছা, আমি যদি বলি আমি মোবাইলের আসলে কোন, কোন ফিচার্স গুলো ইউস করি। আ তাহলে বলব যে ভাই শুধুমাত্র আপনার ইমেইল আছে। ওইটা আমি দিনে প্রায় ৩-৪ বার চেক করা হয়। আর কলিং ফিচার্সটা তো ব্যবহার করাই হয়। ওইটা, ওইটা না ব্যবহার করলেই নয়। আর আরেকটা ফিচার্স আছে আপনার ফ্ল্যাশ লাইট।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আচ্ছা, আচ্ছা। একদম, একদম, একদম। আচ্ছা।